আপনি কখনো ব্যর্থতা পেয়েছেন? আপনার জীবনে অথবা আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন? আর যদি হয়ে থাকেন তখন কিভাবে আবার নিজেকে সামলে নিয়েছিলেন?
আচ্ছা দেখুন আ ব্যর্থতা তো জীবনের একটা অংশ এবং আ ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে অনেকবারই ব্যর্থ হয়েছি এবং আ সেই জায়গা গুলিতে উঠে আ দাঁড়ানোর চেষ্টাও করেছি। কিছু বার হয়তো হোঁচটও খেয়েছি আবার কিছু জায়গায় দে বের হয়েও আসতে পেরেছি। যেরকম আমি যদি আ আমার একাডেমিক লাইফ এর কথা বলি, যখন আমি আ ক্লাস অ্যান 10 এ পড়তাম, তখন আমি একবার অ্যা টেস্ট পরীক্ষায় খুবই খারাপ রেজাল্ট করি। তো তখন অ পরিবার থেকে একটা চাপ কাজ করছিল। মানে খুবই বাজে একটা সিচুয়েশন এর ভিতর দিয়ে যাচ্ছিলাম। তবে পরবর্তীতে যখন আমি আ মানে অ্যা নিচের প্রতি নিজে একটা দৃঢ় প্রতিজ্ঞা করি এবং খুব ভালো ভাবে dedication দিয়ে পড়ালেখা শুরু করি। পরবর্তীতে কিন্তু আমি আ অ্যা আবার ক্লাস 10 এ খুব ভালো একটা রিজাল্ট করি। তো এভাবেই কিন্তু আসলে আত্ত
আচ্ছা বেশ। উহু। জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। ফাইনাল পরীক্ষা যেটা আপনার ক্লাস 10 এ যেটা সমাপনী পরীক্ষা হয় সেটাই কি ক্লাস 10 এ সমাপনী পরীক্ষা?
না, না, না, সমাপনী না। ক্লাস আ আ ক্লাস 10 এর টে পরীক্ষা। জি, জি। তো তখন আসলে অ্যা ১ টা সাবজেক্টটে আমার খারাপ হয় যার ফলে কিন্তু পরিবার থেকে একটা চাপ কাজ করছিলো এবং আমার নিজেরও ব্যক্তিগত ভাবে বেশ খারাপ লাগে কারণ অ পরীক্ষাটা আমি অত বাজেও দেইনি যতটা বাজে হয়েছে। তো সেই ক্ষেত্রে
এমনিতেই ক্লাস 10 এ পরীক্ষা। আচ্ছা, আচ্ছা। উহু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মানে ফলাফলটা।